অ্যা আমি একটা জিনিস এড করতে চাই। আপনি যখন গাড়ি চালানোর কথা বললেন আমি আসলে YouTube দেখে সাইকেল চালানো শিখেছি। হ্যাঁ, তাই <chuckles> এ এটা অ্যাহ আমি আমাকে সবাই যখন বলেছিল হচ্ছে, আমি যখন সাইকেল চালানোতো আমি আসলে এখন শিখা শুরু করলাম। তো ও অ্যা তো এই বয়সে এতো সাইকেল চালানো যাবে না। আমাকে বলতেছে অনেকে যে আসলে তখন অনেকে তো আগ্রহ তাকায় না যে এত এই বয়সে সাইকেল চালানো শিখাটাকে, হ্যাঁ। তো আমি কি করলাম YouTube এর মাধ্যমে সার্চ দিলাম কিভাবে সাইকেল চালানোটা শিখতে হবে। তো আমি আসলে YouTube এর মাধ্যমেও কিন্তু এই সাইকেল চালানোটা শিখে নিলাম। তো আমার কাছে মনে হয় যে, প্রযুক্তি ব্যবহার করে যে আপনি শুধু পুঁথিগত বিদ্যা যে অর্জন করতে পারবেন তা কিন্তু না। সাথে, সাথে যে আসলে বাস্তবিক জ্ঞানটাও। এই যে গাড়ি চালানোর কথা বললেন যে এই যে আমার সাইকেল চালানো, এই প্রত্যেকটা জ্ঞানও কিন্তু আহরণ করা যায় আমার কাছে। কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক সবকিছু দেয়া থাকে। তাই নয়? আচ্ছা আপনাকে এক আপনাকে যদি এখন একটা কুয়েসশন করে থাকি। ভবিষ্যতে যদি কল্পনা এখন তো আমরা যে বর্তমান অবস্থায় আছে, "ভবিষ্যতে আপনি আর কিরকম উদ্ভাবন দেখতে চান?" এই শিক্ষাব্যবস্থায়।
অবশ্যই। হু, হু। আ <chuckles> বাহ! জ্বি, চমৎকার। হু, হু। জ্বী। হু, হু। <chuckles> আচ্ছা। হু, হু। হুম। জ্বী। <chuckles> জ্বী। হু। হু, জ্বী। একদম জ্বি, জ্বি। অবশ্যই। হু, হু। আ আ জ্বি। আসলে দেখা যায় যে, প্রযুক্তির উদ্ভাবনের শেষ নেই, তাই না? আ <chuckles> সেক্ষেত্রে বলা যায় যে, সামনের দিনে আ আমি আসলে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি যদি উন্নয়ন দেখতে চাই বা নতুন কিছু নতুনত্ব দেখতে চাই তাহলে বলবো যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এবং ভার্চুয়াল রিয়েলিটি যে বিষয়গুলো সেগুলো আমরা শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত করতে সক্ষম হবো দেখবেন। আমার বাসায় কিন্তু একটা VR মেশিন ছিলো। আমার ভাইয়ের। তো আমাকে দেখাতো সমুদ্রের নিচে দেখতে কেমন এবং রাজবাড়ি দেখতে কেমন। আ বাইরের দেশে সম্ভবত ছিল এবং অনেক কিছু মানে ওখানে আপনার আ স্কোপ রয়েছে আপনি চাইলে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। তখন আমার কাছে মনে হয়েছে, এই যে বাস্তবে দেখার মতো যে অনুভূতিটা এটি কিন্তু খুব দারুণ। আমার কাছে মনে হয়েছে আকর্ষণীয় এবং মজাদার। আমি ছোট ছিলাম বারবার শুধু বলতাম এইটা দেখাও, ঐটা দেখাও। আমার কাছে মনে হয়েছে যে, এহ এই ধরনের বিষয়গুলো যদি শিক্ষা ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি, ধরুন যে পাঠ্যবইয়ে হয়তোবা স্কেন করার মত কিছু রাখলাম যার মাধ্যমে আ ওই গল্পটা হয়তোবা আমাদের সামনে উঠে আসবে বা কোনো ভিডিও চিত্র উঠে আসবে। তাই না? এরকম যদি ছোট, ছোট বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করি তাহলে দেখবেন যে অনেক ভালো হবে এবং বাচ্চাদের যদি আমরা এই ধরনের কাজ দিই যে, তোমরা একটু আ হচ্ছে যে সামনের দিনে এই বিষয় পড়াশোনা করে আসবে এবং প্রেজেন্টেশন দিবে। সাথে তোমরা যদি প্রোগ্রামিং এহ শিখে আসতে পারো সে সেক্ষেত্রেও ভালো হয় এবং শিক্ষা ক্ষেত্রে যদি আমরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারি। দেখা যাবে যে সামনের দিনে আমার বাচ আমাদের বাচ্চারা কিন্তু প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়তোবা শিখতে পারি স্কুল জীবন থেকেই। কি বলেন?
হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আ <chuckles> হ্যাঁ, অবশ্যই।

অবশ্যই। আমি আপনার সাথে একমত। আপনি একটা সুন্দর উদ্ভাবনের কথা বললেন। যে উদ্ভাবনের শক্তি দ্বারা আসলে আসলে মানুষের visualization power টাও কিন্তু বেড়ে যাবে এবং সাথে, সাথে সে আসলে যে আ গল্পের যে মজা যেটা থাকে সেই মজাটাও কিন্তু সে কিন্তু পাবে। আমি আপনার সাথে এই জায়গায় সহমত একমত পোষণ করছি। যাই হোক আপনার সাথে যাই হোক আপনার সাথে এই বিষয়ে কথা বলা আমার খুবই ভালো লাগলো। আপনি শিক্ষার প <chuckles> আপনি শিক্ষার প্রযুক্তির ব্যবহার নিয়ে খুব ভালো, ভালো কয়েকটা দিক উল্লেখ করলেন। ভবিষ্যতে কিরকম প্রযুক্তি দেখতে চান সেটা নিয়েও কথা বললেন যেটা দেখে আমিও খুব ভালো লাগলো। হয়তো সামনে আরও হ্যাঁ, হয়তো
জ্বী। হু, হু। জ্বী। হু, হু। অবশ্যই। জ্বী। <chuckles> ধন্যবাদ আপনাকে। জ্বি। আমারও চমৎকার লেগেছে। হু। জ্বী। ধন্যবাদ। জ্বী। জ্বী। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আজকের মত তবে শেষ করছি। শুভ বিকেল।

হ্যাঁ। অবশ্যই আমি আপনার সাথে এখানে একমত। কারণ হচ্ছে আমি যখন COVID-19 এর সময় ,আসলে যখন আসলো। তখন তো আপনি বুঝতে পারলেন যে হচ্ছে সব জায়গায় দরজা ঘর সবই বন্ধ। বাইরে যেতে পারছে না। ঠিক তখনই আসলে আমার প্রযুক্তি ব্যবহার করে, যে একটা অনলাইন এডুকেশন সিস্টেম যেটাকে বলে আরকি। সেটা যখন চালু হল। তখনই কিন্তু আসলে বোঝা গেল, আসলে যে অনলাইনের মাধ্যমে আসলে যে এডুকেশন নেয়া যায়। এটা আসলে আমার জন্য খুবই লাকি বলতে হয়। কারণ আমি তখন ঘরের মধ্যে বসে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছিলাম। অনলাইনের থ্র-তে। তো যার কারণে আমি আসলে এটা একটা মজা পেয়েছি। আর 2nd off all আপনি যদি আমরা কি অন অনলাইন প্রযুক্তির ব্যবহারটা কি আপনি যখন একটা অনলাইনে ক্লাস করছেন। এটাকে আপনি ভিডিও রেকর্ড করে রেখে দিতে পারছেন। পরবর্তীতে আপনি যেকোনো টাইমে গিয়ে কি হচ্ছে, আপনি নিজের মত করে গিয়ে হচ্ছে আপনি আপস অ্যান্ড ডাউন করে, করে, করে, নিজের মত করে কি হচ্ছে জে জেনে নিতে পারলেন। আপনি যে জিনিসটা বুঝলেন না ক্লাসের মধ্যে পরবর্তী ভিডিও দেখে কিন্তু আপনি আবার বুঝে নিতে গেলেন। কিন্তু যদি আমি যদি ফি ফিজিক্যাল ব্যবহারে ক্লাসে যদি আমি যাই, কিন্তু জিনিসটা সম্ভব না। আমাকে টিচারের কাছে গিয়ে বসে থাকতে হচ্ছে, টিচার কখনো রিপ্লাই দিচ্ছে ওটা দেখতে হচ্ছে। কিন্তু অনলাইনের মাধ্যমে এটা স এটা একটা সুন্দর। আর আরেকটা জিনিস কি? আপনি একটা জিনিস চিন্তা করেন। অনলাইনের মাধ্যমে ধরেন Youtube এ আপনি হচ্ছে একটা দেশ নিয়া পড়াচ্ছেন। হ্যাঁ, ধরেন আমি Youtube এ গিয়ে ওই দেশের ভিডিওটা সবার সামনে ছেড়ে দিচ্ছি। বা ম্যাপটা যদি আপনি সবার সামনে দিয়ে একটা ছোট বাচ্চা কিন্তু আরো বেশি মজা পাবে কিন্তু ম্যাপ দেখে পড়ার থেকে। সে একটা যদি ব্ল্যাকবোর্ডে এঁকে পড়াচ্ছে সেটার থেকে বেশি। যখন সে ভিডিও দেখে পড়বে। আপনার কাছে মনে হয় না জিনিসটা আরো বেশি মজা?
হু, হু। জ্বী। আচ্ছা। উহু। হু, হু। জ্বী। হু, হু। অবশ্যই। হু, হু। জ্বী। জ্বী। হু, হু। হু ,হু। জ্বী। হু, হু। জ্বি। অবশ্যই। আমি আপনাকে একটু আগে এই কথাটাই আসলে বলছিলাম। দেখা গেল যে, আ ম্যাপ হোক। বা হচ্ছে বিভিন্ন ভিডিও যুক্ত করে, আমাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রটাকে অনেক এগিয়ে নেওয়া হচ্ছে। এবং যেটি ধরেন যে দেখার মাধ্যমে শেখা। সেই বিষয়টি কিন্তু আমরা আসলে উপলব্ধি করতে পারছি। তাই নয় কি?
আচ্ছা। হ্যাঁ। অবশ্যই আপনি একটা খুবই সুন্দর একটা কথা বলেন দেখার মাধ্যমে শিক্ষা। আসলে হ্যাঁ। আসলে আমরা হচ্ছে, এখন ধরেন যদি আমি ইউরোপের কোন দেশ দেখতে চাচ্ছি, ইউরোপের কোন দেশ নিয়ে পড়তে চাচ্ছি। কিন্তু আগে আগে যখন ছিলাম এটা আসলে সম্ভব ছিল না। এখন কিন্তু আপনি চ্যানেল Youtube এ গিয়ে ওই দেশ সম্পর্কে জাস্ট একটা ক্লিক করেন। নানা রকমের ভিডিও চলে আসবে। আপনি ওই দেশের সংস্কৃতি, ভাষা, কালচার প্রত্যেকটা কিছু কিন্তু আপনি দিলে জেনে যেতে পারবেন। এটা আসলে একটা মজার আমা মজার বিষয়। আমার কাছে মনে হয়। আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? যে কোন অজানা বিষয়কে যদি আপনি যদি প্রযুক্তির মাধ্যমে দেখেন। সেটা আরো বেশি ফলপ্রস মনে হয় না ফিজিক্যাল ক্লাস থেকে?
জ্বী। হু, হু। হু, হু। জ্বী। হু ,হু। জ্বী। হুম, হুম, অবশ্যই। জ্বী। হু, হু। জ্বী।